এ এটা ছিল হল ইকোনমিক্সে। হ্যাঁ, তো ইকোনমিক্সে আমার হ্যাঁ, তো আমার বেসিক খারাপ না। আমি দেখলাম যে না আমি বুঝি কিন্তু আমার সব কটা সাবজে সব কয়টা চ্যাপ্টার আমি খুব ভালোভাবে পড়ি নাই আসলে। ধরেন ১২ টা চ্যাপ্টার আছে এটলিস্ট আমার পড়তে হবে। আমি ধরেন ৪ টা চ্যাপ্টার, আমি খুব ভালো পারি। আমি জানি ওই ৪ টা চ্যাপ্টার আমি খুব ভালো। কিন্তু বাকি ৮ টা চ্যাপ্টার কি হবে জানি। তো আমি দেখলাম যে আচ্ছা আমার তো সময় তো আছে ভাই একদমই কম টাইম এবং ইকোনমিক্স আসলে এটা আমার উম মুখস্থ বিদ্যা না। ইয়ের না। তো আমার পুরো মু
economics আচ্ছা বুঝতে পারলাম। ওকে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম পুরটাতে মুখস্থ মানে এটা তো আসলে আর মানে হালকা-পাতলা পড়ে চলে যাবে বা বুঝে চলে যাবে এরকম না। মানে এটা আপনাকে পড়লে একদম পুরো শেষ করে যেতে হবে।
কোন মতন না কিছু জিনি, না, না মুখস্থ করতে হয় না। বাট ম্যা ম বা ভালো ভাবে বুঝেই যে না গেলে আর একটার সঙ্গে আরেকটা আবার রিলেটেড। যে এমন না যে আমি ৩ ৪ টা চ্যাপ্টার স্কিপ করে পরের চ্যাপ্টার এ চলে যাবো। সে তাহলে আমি, তাহলেও হবে না। আমার concept যদি ঠিক না হয় আমি কিছুতেই মিলাতে পারব না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এক্সাক্টলি।
সো আমি তখন যেটা চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তো আর ৪ টা চ্যাপ্টার এই যে আমি ৪ টা চ্যাপ্টার তো পারি। তাহলে আমি দেখলাম যে না এই ৪ টাই আমি তাহলে আগে ১ম, এ দেখলাম যে হ্যাঁ, পাসের জন্য কি লাগে আবার ইউনিভার্সিটি তে তো একটা সুবিধা আছে, যে একদম লাস্ট ফাইনালটাতেই সবকিছু ডিপেন্ড করে না। আমি দেখলাম যে আমার আগের তপ যেহেতু আমি আগের কয়েকটা চ্যাপ্টার ভালো পারি। সেখানে আমার কিছু মার্কস নেয়া ছিল। অ্যাসাইনমেন্ট-টাইমেন্ট জমা দেওয়া ছিল। আমি দেখলাম যে পাশের কাছাকাছি আমার হয়ে যায়। অল্প কিছু মার্কসই লাগে। আমি বললাম যে ঠিক আছে, যাক এই সাবজেক্টটা বেশি চেষ্টা না করি।
তো সেক্ষেত্রে পরে আপনি কী করেছিলেন? হুম, হুম। হুম, হুম। হুম, হুম। মানে তখন আসলে যে আপনি আসলে যে ভালো র‍্যাংক এর কথা চিন্তা করেন, মানে কোনভাবে পাস করা যায় কিনা এই চিন্তা ছিল নাকি?
হুম। উম সেটাই। হ্যাঁ, মানে এ সেই অবস্থাতে মানে উম প্রিপারেশন যদি খারাপ থাকে কি আর করার আছে। হুম। হ্যাঁ, তখন আমি দেখলাম যে এই অবস্থা।
<chuckles> বুঝতে পারলাম। হ্যাঁ আর কি আর করা সেটাই, সেটাই। তো এই যে ধরেন যে পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ বলেন তারপর?
জ্বি। তখন আমি দেখলাম যে এই অবস্থা তাহলে কি করা যায়? আ সো আবার ঘুমাতেও হবে একটু। তো আমি দেখলাম যে না ঐ ৪ টা চ্যাপ্টার পারি আমি আরো ৩ টা বা ৪ টা চ্যাপ্টার দেখি যে চেষ্টা করে পারা যায় কিনা। প্রত্যেকটা চ্যাপ্টার এ যদি ২ ঘণ্টা করে টাইম লাগে। এই বলে একদম ওই যে বললাম না ঘন্টা মিনিট ধরে হিসাব করা আরকি। দেখলাম যে হ্যাঁ, ২ ঘন্টা ২ ঘন্টা করে আমি আর আরো ৪ টা চ্যাপ্টার শেষ করতে পারব। তো আমি ৮ টা ১২ টার মধ্যে ৮ টা চ্যাপ্ট টা শেষ করে ফেলছি সুন্দর করে। তো শেষ করে কোনমতে ২ ঘন্টা ৩ ঘণ্টা ঘুমিয়ে তারপর আমি উম ইউনিভার্সিটি যেয়ে পরীক্ষা দিছি আরকি। এভাবে উম করেছি এবং উম পরীক্ষা দেওয়ার পরদিনই আমি আবার পুরো অফ মানে পরীক্ষাটা শেষ তো আমি সেইদিন যে এসে ঘুম দিলাম হ্যাঁ কখন উঠেছি কেউ জানে না। আমি আমার মত করে পরীক্ষা দিয়ে অ অফ হয়ে গেছি আরকি।
আই হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা মানে লাস্ট মোমেন্ট এ এসে তো বাহ! আবার অফ আচ্ছা, আচ্ছা।

হ্যাঁ, হ্যাঁ, ম্যাই ম্যাই recently যদি বলি একদম recently না আমি বলি একটু আগের ঘটনাই বলি, ইয়াপ কারণ এটা আমার খুব প্রিয় ঘটনা। <chuckles> অ্যা তখন আসলে আমার বাসায়ও খুব আ দৌড়াদৌড়ি চলছিল। আমার বাসায় কিছু ঝামেলা চলছিল। হসপিটালে একজন ছিলেন না, না আত্মীয়দের মধ্যেই। তো তার থেকেও দেখা যেত আমাকে রোজ এই হসপিটালে ২ বার যাতায়াত করতে হতো তখন, অ্যা যেটা হতো আরকি খাওয়া নিয়ে যেতে হয়, আসতে হয় এ ধরনের কিছু ঝা ছিলো, আবার এই একই সময় অফিসেরও প্রেশার না, না অনেক বেশি ছিল। হু, অফিসেরও একটা বড় প্রজেক্ট নামছিল। একটা বড় প্রোডাক্ট এর launch ছিল। সেটা আবার আমিই লিড করছিলাম। সো আমাকে ছাড়া আগা কাজ আগাবে না। কোনোভাবে আমি ছুটিও নিতে পারছিলাম না। এইভাবে না টানা দেখা গেলো আমি ৩ ৪ সপ্তাহ ধরে মানে, অ্যা রে নের দিন নাই রাত নাই, ছুটির কোন দিন অ্যা নাই, মানে শুক্রবার, শনিবার বলে কোন ব্যাপার নাই। টানা ৪ সপ্তাহ ধরে যখন এরকম করছিলাম তখন দেখলাম যে, মানে আমি নিজে ভেঙে পড়ছি আসলে। উম এই হ্যাঁ, তখন আমি যেটা করলাম হ্যাঁ।
হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা। হু, হু, হুম। হু, হুম। ওহ ও আচ্ছা, মানে বেশ একটা কঠিন situation এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন?
হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমার মনে হচ্ছিল যে, আসলে i need a break, i need a break, অনেকদিন ধরেই মনে হচ্ছিল। কিন্তু মানে এরকম অবস্থায় আপনি কি করবেন? ব্রেক তো চাইলেই নিতে পারছেন না? অফিসের একটা product launch এর একটা certain নিয়ম অ্যা টাইম আছে। আমি দেখলাম যে, হ্যাঁ, product launch টা এত তারিখে হবে ঠিক আছে। তাহলে আমি অফিস থেকে এটি লিস্ট ঐ সময়ে তারপরে আমি ব্রেকটা নিয়ে, মেনেজ করে ফেলতে পারব। আমি হিসাব করে ফেললাম। আর এর মধ্যে ভাগ্যবান আমি যে, ঐ আমার যিনি আ রিলেটিভ আ অসুস্থ ছিলেন উনি আস্তে, আস্তে সুস্থ হয়ে ওই একই সময় আবার হয়তো হাসপাতাল থেকে বাসায় চলে আসলেন। আমি দেখলাম যে, না ঐখানেও আমার দায়িত্ব বা দৌড়াদৌড়ির পরিমাণটা একটু কমে যাচ্ছে। তখন আমি হিসাব করে ফেললাম যে, তে ১ সপ্তাহ আগে থেকেই যে, না ওমুক সপ্তাহের শুক্র, শনিটা তো আছেই সঙ্গে আরও ২ দিন এড করে আমি একটু উম এউ উধাও হয়ে যাবো। <chuckles> হ্যাঁ, কোন একটা জায়গায় পুরোপুরি উধাও হয়ে যাব।
হুম। অবশ্যই of course আচ্ছা, হু, হু, হুম। মানে হচ্ছে কোথা কে ঘুরতে যাবেন, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো আসলে হচ্ছে অবশ্যই একটা মানে এছাড়াও তো আসলে মানে তখন situation তো ওরকমও ছিলো, মানে আপনারা আসলে ও এছাড়া তো আর কোন আপনাদের অন্য কোন কাজ করা হয়তো সম্ভব ছিল না আরকি। বেশ কঠিন কিছু সিচুয়েশনে এ ছিলেন। হু, হু, মানে একটা সিচুয়েশন তো সো হ্যাঁ, হ্যাঁ, একটা সময় তো আসে আরকি মানে যে, সময়টা আসলে ছেড়ে দিতে হয় হাল ছেড়ে দিতে হয় আরকি।
মানে আমি পারছিলাম না, মানে একটা পর্যায় অনুজায় শরীর, মন ২ টা তো আসলে শান্ত থাকে না, হ্যাঁ, এবং জি। হাল ছেড়ে দেওয়াটা তা আমি বলবো না। মানে ইয়া কাজ চালানোর জন্য কাজ চালিয়ে যাওয়া তো কিছুটা কাজ করতেই হয়। অ্যা অফিসে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে যে, আমি যে, কাজটা করছি, ভালোভাবে করতে পারছি না। কারণ আমার মানে মন বসছে না। অ্যা বাসায় আসছি, টায়ার্ড সবকিছু মানে মানসিক অ্যাম tiredness টা আসলে অনেক বেশি এইসব ক্ষেত্রে। মানসিক ক্লান্তি যেটা বলে। সেটা কিন্তু অনেক বেশি কাজ করে এইসব ক্ষেত্রে। শারীরিকটা আপ আপনি হয়তো আপনিই recover করে ফেলতে পারেন কিন্তু সেটার জন্য আমার মনে হয় মাঝে, মাঝে একটু ব্রেক দরকার ইয়ে দরকার। তো তখন আমি যেটা করলাম যে, হ্যাঁ, ঠিক আছে। আমি অ্যা কক্সেস বাজারে একা একাই যাব একটা টিকেট কেটে ফেললাম। একদম অ্যা চলে গেলাম। একাই যেয়ে সমুদ্রের পাড়ে ধরেন ২ দিন চুপচাপ বসে থাকা। কোন কাজ করি নাই। <chuckles> হ্যাঁ, পুরোপুরি ফোন-টোন অফ অ্যা সুন্দর সমুদ্রের পাড়ে যেয়ে কোন রুটিন ছাড়া আ ২ দিন কাটিয়ে আসলাম। এটাই আমি বলব যে, খুব বা আমি এবং এটা যখন ফেরত আসলাম তখন দেখলাম যে, আমি অনেক refreshed কারণ ওই ২ দিন আমি একদম কোন কিছু চিন্তাই করি নাই। কারো সঙ্গে ফোন কল নাই, কোনো যোগাযোগ নাই, কিছু নাই, উম একদম নিজের মতো করে থাকা আরকি, যেটা বলে আরকি।
ঐ যে, নিজেকে একটু ব্রেক লাগবে আর কি exactly মানে একটু ব্রেক লাগবে। হুম, হুম, হুম, exactly, exactly. হুম, হুম, হুম, এটা তো অবশ্যই। হুম, হুম। আচ্ছা।

তখন আমার কাছে মনে হয় যে মাঝে, মাঝে আসলে অফ হয়ে যে যাওয়াটা দরকার। যে একটু ব্রেক এই যে একটা ছোট্ট একটা ব্রেক সেটা কিন্তু পরে আবার কাজে ফেরত আসতে অনেক সাহায্য করে। কারণ নিয়ম নীতির ব্যাপারটা যদি বলেন তাহলে আমি ১ম এ চেষ্টা করি যে সবকিছু থেকে মানে অফ হয়ে যাওয়া যেটা বলে বোঝায় আরকি। তো অফ হয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে পুরোপুরি সবকিছু থেকে নিজেকে একটু ডিটাচ করে ফেলা।
আচ্ছা। আচ্ছা।
কিছুটা সারা নির্দিষ্ট সময়ের জন্য, এটা তো সবসময় বিশাল একটা সময়ের জন্য না একটা নির্দিষ্ট সময়ের জন্য। যে একটু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আরকি আ অফ যদি মানে আবার আমি যদি সঙ্গে, সঙ্গে এখনই কা কাউকে কোন কমিউনিকেশন ছাড়া হঠাৎ করে কেউ আমাকে খুঁজে না পায় তাহলে ব্যাপারটা তো আবার খুব ওড হয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ। তখন তো অফিস থেকে হয়তো খুঁজে পাচ্ছে না কাজের সময়ে বাসা থেকে খুঁজে পাচ্ছে না। আমি যেটা করি আগে থেকেই একটু প্ল্যান করে ফেলার চেষ্টা করি যে আমি এই সপ্তাহটা অনেক কষ্ট করব, অনেক কিছু করব যা, যা করার করব কিন্তু নেক্সসট উইকেন্ড আমি পুরোপুরি অফ থাকব।
বুঝতে পারছি।
আমি এভাবেই একটু যে করার চেষ্টা করি আরকি।
আচ্ছা, মানে আপনি আসলে একটা রুটিন মেনে চলেন যে আগে থেকে হচ্ছে একটু ভেবে চিন্তে নেন যে আসলে পরের দিনটা হচ্ছে আপনি কেমনভাবে কাটাবেন বা পরের সপ্তাহটা কেমনভাবে কাটাবেন।
হ্যাঁ, এটা তো সবসময়ই একটা রুটিন থাকে যে আমি অ্যা আ পরের সপ্তাহ বা পরবর্তী দিনগুলো কেমন কাটাবো। কিন্তু অন থেকে যখন মানে একদম অফ হয়ে যাওয়ার আ যে চিন্তা সেটা হচ্ছে আসলে স্পেশাল মানে সেই সময় ধরেন আমি কেউই আমাকে খুঁজে পাবে না আর কি ব্যাপারটা অনেকটাই এরকম আমি হয়তো পুরোপুরি নেটওয়র্ক এর বাইরে চলে গেলাম। আ উম কোনোভাবেই যেন আমি কোনোভাবে ডিস্টার্ব না ফিল না করি মানে এটা খুব যে হ্যাঁ। খুব যে নিয়মিত বেসিসে হয় ব্যাপারটা তা না হয়তো বছরে ১বার বছরে ২বার কিন্তু পুরোপুরি অফ হয়ে যাওয়া একটা জীবন থেকে ধরেন। মানে তখন আমি অন্য কোন কিছু নিয়ে চিন্তা করব না, কোন ধরনের পেইন নিব না, এই ধরনের একটা ব্যাপার আরকি।
হুম, হুম। অফ হয়ে যায় আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এক্সাক্টলি একদম নেটওয়র্ক এর বাইরে পুরাই অন্য দুনিয়ায়। নেটওয়র্ক এর বাইরে। হুম, হুম, হুম, হুম।

আচ্ছা তো এই যে এখন যে ধরেন যে আপনি কখনো এরকম হইসে যে, যে আপনি এরকম আসলে হঠাৎ করে অফ হয়ে গেসেন। কিন্তু মানে একটা রিয়াল এক্সপেন্স আরকি ধরেন যে কেউ একজন আপনাকে তখন খুঁজে পায় নাই বা আপনার একটা খুব একটা ঝামেলা সিচুয়েশন ছিলে মানে কেউ কী ছিল আপনাকে আসলে খুঁজে পায় নাই মানে একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এরকম কখনো হইসে? যে কেউ আপনাকে খুঁজতে যেয়ে আসলে খুঁজে পায় নাই।
হুম। জি, জি এই যে দেখা যায় প্রথম কাহিনীটা বললাম মানে ও তখন আমাকে একজন ধরেন মানে বন্ধুরাই আমার এক বন্ধু তখন ছুটির সময় তো বললাম না আমি ৩ দিন পুরোপুরি কোন কিছু থেকে এ টাচে ছিলাম না। তো সেই সময়টাতেই আমার এক বন্ধু আসলে দেশের বাইরে থেকে আসছিলো আমি জানতাম না যে ও দেশের বাইরে থেকে আসছে সো তো সে তখন আমাকে খুঁজছিল আরকি ফোন করছিল পাচ্ছিল না আবার ওর ও যেই নাম্বার থেকে ফোন করেছে আ মানে আমি তো ফোন একদম পুরোপুরি অফ রাখিনি। এ এ আমি মাঝে, মাঝে অন করতাম এজ কিন্তু সাইলেন্ট মোড এ থাকতাম বা তখন যে দে আমি দেখলাম যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। আমি তো জানি না ও দেশের বাইরে থে থাকে। ও তো দেশের বাইরে অন্য আরেক নাম্বার একটু বুদ্ধি করে একটা মেসেজ দিয়ে রাখতো তাহলে হয়তো আমি কল ব্যাক করা করে
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হয়তো যে হুম, হুম।
আমি আননোন নাম্বার দেখে আমিও কল ব্যাক করি নাই। আমি আননোন নাম্বার আমি এখন ছুটিতে আছি আমি কোনো ফোন আমি তোরে দিছি এটা আরেকটা পেইন হবে। এই, এই হবেই।
বুঝলাম। <chuckles> মানে আপনি ছুটিতে থাকা মানে একদম ছুটি। মানে আর কোন কিছু আসবে না আমার জীবনে। <chuckles>
না ওই ছুটিটা তো স্পেশাল ছিল একটু আগে যেটা বুঝিয়ে বললাম যে আমার ওই ছুটিটা তো আসলে খুবই স্পেশাল। হ্যাঁ তো এ সেটা তো আমি কখনো এই মানে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এ তো অবশ্যই আসলে, হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই। তা আর হচ্ছে যে মানে ব্যা আ আপনি আসলে হচ্ছে যে ধরেন বাসায় আসলে ধরেন যে এইভাবে কি করে মানে বাসায় আসলে কিন্ত অফিসের যে কাজগুলো সেগুলো কী বাসায় এসে করার ট্রাই করেন নাকি জাস্ট হচ্ছে বাসায় সবসময় যে বাঁশে কি একটু টাইম দেন?
আমি চেষ্টা করি যথাসম্ভব না করার। না আমি যেখানে আছি সেখানের কাজটার অফিসের কাজটা আমি চেষ্টা করি বাসায় না করার যথাসম্ভব যেটুকু সম্ভব হয় আরকি but র যদি সত্যি কথা বলি এই যুগে এটা 100% কেসে আসলে এটা সম্ভব হয় না। এই যেটা বললাম ফোন এবং মেইলের কিছু যন্ত্রণা তো থাকেই। এ সো এটা থাকে but আ আমি চেষ্টা করি যথাসম্ভব এটা এভয়েড করার আরকি।
হুম, হুম, হুম।

আচ্ছা, আচ্ছা। তো আপনি মানে লাগায় বের হন না বাট নিজে বের হয়ে যান। <chuckles>
না, না। আমি নিজে বের হয়ে গেছি মানে আমি এইযে মিউটাই থাকি আরকি বলতে পারেন। আমি সবসময় মিউটে। হ্যাঁ, হ্যাঁ, না, অবশ্যই না। আমি ঝামেলায় এ ঝামেলা কে পছন্দ করে?
এটাই, এটাই না আপনি ঝামেলায় জড়াতে চান না আরকি, এইসব ঝামেলায়। <chuckles> আচ্ছা। <chuckles> বুঝতে পারলাম। তো এখন হচ্ছে ধরেন যে মানে উম অফিসের যেই সিচুয়েশনটা, ঠিক আছে? ধরেন যে আপনার অফিসে কি আসলে আপনাকে খুব বেশি প্রেশার দেওয়া হয়?
হ্যাঁ অফিসে তো প্রেশার থাকেই। ভালোই প্রেশার থাকে। কাজের প্রেশার যত যে যত সময় যাচ্ছে তত কিন্তু কাজের প্রভাব।
আচ্ছা। তো এইযে অফিসিয়ালি প্রেশার গুলো কি কখনো আপনার মনে হইছে যে আসলে একটু অফ হয়ে গেলে ভালো হয়? বা আসলে যে নাকি আপনি সবসময় প্রেশার গুলোকে নেওয়ার ট্রাই করেন।
হ্যাঁ, হ্যাঁ। এটা তো রে রে নিয়মিতই মনে হয়। এটা খুব নিয়মিতই মনে হয়।
<chuckles> আচ্ছা। তো কেনো মানে এরকম কেনো মনে হয় আপনার? যে আসলে যে একটু কি কোনোভাবেও তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যে, আসলে অফ না হয়ে কি কোনোভাবে সলভ করা ট্রাই করেন এটা?
হ্যাঁ, না মানে আল্টিমেটলি তো অফ হওয়া যায় না। যেটা বললাম, অফ হওয়াটা তো আপনি চাইলেই কি আপনি বেলায়, বেলায় অফ হয়ে যেতে পারবেন? আপনি তো দিন শেষে তো আপনার ওর কাছ থেকে বেতন নিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ একটু রেসপনসিবিলিটির ব্যাপার আছে, আপনি তো বেতন নিচ্ছি আমি, আমি জানি আমাকে এই কাজটা করতে হবে। তো সবসময় তুম আসলে মন টানে না। তো হ্যাঁ, মাঝে মাঝেই মনে হয় যে হ্যাঁ বের হয়ে যাই, কি করব ভাল লাগে না। এটাতো হয় কিন্তু সবসময় তো করা সম্ভব হয় না। এইযে যেটা বললাম বছরে হয়তো একবার থেকে ২বার আমি পুরাপুরি ব্রেক নিয়ে নেই। অফিস থেকে আমি যেমন একদম নিয়ম করে ছুটি সেগুলো আমি সবসময় নিয়ম করেই নিই।
হ্যাঁ এক্সাক্টলি এটাই তো। ওই যে আপনি বললেন শুরুতে যে একটা রিস্কি একটা রেসপনসিবিলিটির একটা ব্যাপার আছে।
তখন আমি অফিসের কেনো, কোনো কাজেই একেবারেই জড়িত থাকি না। আ এদিক থেকে আমার অফিসেও আমি বলবো ভালো। আম যে বছরে একবার বা দুবার যে কেউ যখন পুরোপুরি ছুটি নেয় তখন সেভাবে আর ডিস্টার্বও করে না অফিসের কাজে। যে চুড় এমন অনেক অফিস আমি দেখেছি অনেক জায়গায় আছে যে একজন মানুষ ছুটিতে আছে তারপরও তাকে দুবার ফোন করছে, মেইল করছে, এক্সপেক্ট করছে যে ছুটি থেকেও মেইল এ রিপ্লাই দিবে।
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।